যে 'ডেভিড বেকহ্যাম' এর কথা বললেন, ইংল্যান্ডের ফুটবলার। উনার স্টাইল তো একসময় অসাধারণ ছিল। এখনো দেখা যাচ্ছে উনার স্টাইল কিন্তু অনুপ্রেরণাদায়ক। এখনো উনি বয়স বেড়ে যাওয়ার পরেও উনার যে স্টাইল গুলো আছে সেগুলো আসলে দেখার মতো আরকি। তো এই যে বললেন যে অনেকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে অ্যা অনেক রকম স্টাইল ফলো করে থাকে অনেকেই। আপনি 'ডেভিড বেকহ্যামেরটা' ফলো করতেন। অ্যা অ্যা অ্যা এ এমন কি হয় যে যে দেশের ঋতুর পরিবর্তনের ক্ষেত্রে স্টাইল এর ভিন্নতা চলে আসে? এই যে গরমের সময় বা বর্ষাকাল, শীতকাল বা বসন্তকাল এই ক্ষেত্রে স্টাইল গুলো কিছুটা চেঞ্জ হয়। দেখা যাচ্ছে ইংল্যান্ডে তো বেশিরভাগ সময়ই হচ্ছিল শীত থাকে। এবং শীতের স্টাইল যদি সব সময় ফলো করেন, সে তো গরমের সময় তো আর দেখা যাচ্ছে এটা অনেক রকম ক্ষতিকর হবে। বা প্রচুর গরম লাগবে। <chuckles>
হুম। একদম, একদম। <chuckles> জ্বী। হুম। একদম। হুম। হ্যাঁ। <chuckles> জ্বী। হ্যাঁ, আমা দেশে সম্ভব না। হ্যাঁ। হুম, না এটাই যে আসলে আমাদের কিন্তু একটা বৈচিত্র্য কিন্তু আছে আমাদের দেশে। হ্যাঁ? যে বিভিন্ন ধরনের অ্যা এরকম ঋতুর কারণে দেখা যায় যে আসলে বিভিন্ন ধরনের ওয়েদার এর কারণে আমরা কিন্তু আসলে বিভিন্ন ধরনের ড্রেস কিন্তু আমরা পরতে পারি, এনজয় করতে পারি। যেমন এইযে গরমের দিনে হয়তোবা আপনি কোন একটা এরকম clean casual look রাখলেন। ঠিক আছে? একটা টিশার্টের সাথে কিন্তু আপনি ম্যাচ করে হয়তোবা একটা জিন্স পরলেন, হাতে একটা ঘড়ি দিলেন। ঠিক আছে? ভালো কোন একটা জুতা পড়লেন। আর শীতের সময় তো আসলে <chuckles> একদম। আমি সবসময় আমার ক্ষেত্রে যদি বলি, আমি আসলে একটু ফরমাল পড়াটা বেশি পছন্দ করি। ঠিক আছে? তো আমি কিন্তু সাধারণত হচ্ছে কোন একটা, শার্ট পড়লাম। শার্টের সাথে হয়তোবা ফরমাল কোন একটা প্যান্ট কিংবা যদি মাঝামাঝি যে ফরমাল ক্যাজুয়াল এর একটা fusion যদি আসলে রাখার চেষ্টা করি। তখন দেখা যায় যে, শার্টের সাথে হয়তোবা <chuckles> হ্যাঁ, একটু সুন্দর লাগে তখন হয়তোবা নিজের কাছে একটু কনফিডেন্ট ফিল করি আমি। তো তখন ঐ যে শার্টের সাথে ম্যাচ করে হয়তোবা একটা জিন্সের প্যান্ট পড়লাম। ঠিক আছে? তো এই যে এভাবে সবসময় থাকার চেষ্টা করি। কিন্তু শীতের সময় আমার কাছে কিন্তু শীতটা আসলে সবচেয়ে favorite season কারন শীতে কিন্তু অনেক কিছু এক্সপেরিমেন্ট করা যায়। আপনি বিভিন্ন ধরনের জামা কাপড় পরে কিন্তু এক্সপেরিমেন্ট গুলি করতে পারেন। যেমন শীতের সময় হয়তো বা আ এরকম sleeveless trouser পড়লাম, হ্যাঁ, কিংবা অ্যা সরি স্লিভলেস ওই যে সোয়েটার যেগুলি আছে, স্লিভলেস সোয়েটার পড়লাম, কোন একটা ট্রাউজার পড়লাম। ঠিক আছে? কিংবা এইযে ম জগার্সও পরা যায়। বিভিন্ন ধরনের জামাকাপড় কিন্তু পরা যায়।
হ্যাঁ, এটাকে তো ভালো লাগে দেখতে। হ্যাঁ, হ্যাঁ। তার মানে মিলন ক রাখতে পারলে বোধহয় আপনার কাছে ভালো হয় মনে হচ্ছে? <chuckles> জগার্সও পড়া যাচ্ছে, পড়া যেতে পারে জি, অ্যা এ আপনাকে এখানে এখন বাধাগ্রস্ত করছি আরকি। জানতে ইচ্ছে করছে খুব তাই করে ফেললাম আরকি। সেটা হচ্ছে হলো কি এই যে যে বললেন যে ঘড়ির কথা বললেন যে অ্যা গ্রীষ্মকালের কথা। ঘড়িতেও তো একটা স্টাইল বা ব্যক্তিত্ব ফুটে ওঠে বিশেষ করে পুরুষের এবং জুতার কথা বললেন। তো এইগুলো কি আপনার কাছে মনে হয়, যে এইগুলো একটা মানুষের ব্যক্তিত্ব এবং রুচিবোধের একটা অ্যা প্রদর্শন হয়ে থাকতে পারে বলে?
হুম।

হ্যাঁ, অবশ্যই। আমি যখন ফরমাল পড়ি আমি সবসময় চেষ্টা করি যে, আমার আসলে আ নিজের পার্সোনালিটির সাথে আসলে যে, জিনিসগুলি ম্যাচ করে। এই ধরনের কোন একটা মনটোনাস কোন একটা কলার আসলে পছন্দ করার। কারণ ফরমাল এর মধ্যে হয়তোবা বা অত বেশি আপনি কিন্তু মানে ঝাঁক ঝমকপ্রদ কিছু এরকম রাখতে কিন্তু পারবেন না, হ্যাঁ। ফরমাল টা হতে হয় হচ্ছে যে, একটু মনটোনাস একটু ডার্ক শেড এর কোন একটা কালার এরকম কিছু থাকলে তখন কিন্তু ফর্মাল টা বেশি মানায়। ঠিক আছে?
না, না। তা তো অবশ্যই ঠিক। জ্বী জে, জে যেমন আপনি ব বলতে চাচ্ছেন মনে হচ্ছে, যে, যদি হচ্ছে একটু লাইট কালার এর প্যান্ট পরা হয়। তার সাথে একটা ডিপ কালার এর শার্ট পরলে বা ডিপ কালার এর এবে শার্ট পড়লে তার সাথে লাইট কালার প্যান্ট বা হালকা আকাশী এই কলার এর শার্ট পড়লে, তার সাথে একটা ব্লাক প্যান্ট এগু এগুলো আসলে রুচির একটা অ প ই দেখা যায়। তা এই যে যে।
হু, একদম, একদম। হ্যাঁ। জ্বী। একদম। হ্যাঁ, একটা কনট্রাস্ট তৈরি করলে তখন এটা কিন্তু বেশ সুন্দর লাগে।
জী আসলে এখন কিন্তু সমাজে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, রুচি দুর্ভিক্ষ চলছে। এটা বলতেও কষ্ট হচ্ছে যে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিকটকের মাধ্যমে অনেকে চুলের স্টাইল এমন করছে, যেগুলো আসলে দেখা যাচ্ছে ভালো ও পরিবারের একটি সন্তান। কিন্তু এমনি সে ছেলেটাও ভালো। কিন্তু চুল কাটা বা চুলের কালার গুলো এইগুলো কিন্তু অনেকের ক্ষেত্রেই সামাজিকভাবে একটা অবক্ষয় বা তাকে একটা খারাপ দিকে মানুষের দে চিন্তা ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যদি আপনি কিছু বলতেন আরকি। <chuckles>
<chuckles> হুম। জি। হুম। আ দেখেন এই যে, কারো চুলটা এটা খুবই পার্সোনাল বিষয়। হ্যাঁ, এটা হচ্ছে তে আ মানে সে আসলে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে চায়, হু? এরকম চুল খারাপ করলে যে, কিংবা চুল কলার করলে যে, খারাপ হয়ে যাবে। এই জিনিসটা আমার দৃষ্টিভঙ্গি না। আ যদিও হ্যাঁ, এটা অবশ্যই এটা কিন্তু আপনার পরিবেশের উপর ডিপেন্ড করে। কারণ আপনি দেখেন যে, কোন একটা অফিসের মধ্যে যদি হ্যাঁ, হ্যাঁ।
আ কেননা আস যেই সমাজে আমরা বস বসবাস করছি এখন যদি কেউ গোলাপি কালার করে থাকে, তারপর সবুজ কালার করে থাকে এটা তো বোধহয় এ্যা ভালো চোখে নিবে না আশেপাশের মানুষে
একদম, একদম। <chuckles> মানানসই হয় না। হ্যাঁ, এটাই। এটা আসলে পরিবেশের উপর ডিপেন্ড করে। এখন কিন্তু আপনি হয়তোবা যদি এখন ওয়েসটার্ন কান্ট্রি তে যান, হুম। ওই জায়গায় গিয়ে আপনি যদি চুল কালার করেন কিংবা আপনি যদি এইযে আ হয়তোবা আ পিয়ার্সিং করেন। এটা কিন্তু তারা খুবই স্বাভাবিক ভাবেই নেয়। ঠিক আছে? কিন্তু আবার এই যে, বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এই জিনিসটা হয়তোবা এরকমটা হবে না। বা আপনি কোন একটা। <chuckles> হ্যাঁ, কিংবা এইযে বাংলাদেশে কোন একটা অফিসে যদি কাজ করতে চান, ওই জায়গায় যদি দেখে যে, আপনার চুল এরকম গোলাপি কালার ওই পরিবেশে কিন্তু আপনাকে আসলে মানাবে না। ওই পরিবেশে আপনি কাজ করতে পারবেন না। ঠিক আছে? তো এটা এই যে, পুরোপুরি পরিবেশের উপরেও ডিপেন্ড করে। কিন্তু কেউ যদি আসলে তারা মনে করে যে, হ্যাঁ, আমি পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছি। কিংবা যদি মনে করে তাদেরকে আসলে এগুলিতে আসলে সুন্দর লাগছে। ঠিক আছে? তাহলে হয়তো বা তারা যদি নিজেরা একটু কমফোর্টেবল ফিল করে তাহলে করতেই পারে।
হুম। আসলে বাঙালিয়ানের সাথে যে, সেটা যাচ্ছে না আরকি। <chuckles> <chuckles> যে, এ্যা জি, জি।

হুম, অবশ্যই। আসলে এই যে জামাকাপড়ই কিন্তু একটা মানুষের আসলে 1st impression হ্যাঁ? যে আপনাকে যখন আ কারো সাথে হয়তোবা আপনি পরিচিত হবেন। ঠিক আছে? শুরুতেই তো হয়তোবা তারা আপনার মানে ব্যক্তিত্ব, কিংবা আপনি আসলে কিভাবে কথা বলেন, আপনার কথা বলার স্টাইল, আপনার আচার আচরণ। এগুলি তো তারা দেখবে না। তারা কিন্তু ১ম এই লক্ষ্য করে যে এই মানুষটা আসলে কিভাবে পোশাক পড়েছে, তার পোশাক পরিধনটা। ঠিক আছে? কি জিনিসগুলো সে accessories কি ব্যাপার ব্যবহার করছে? কিভাবে সে পোশাকটা পড়ল? এই জিনিসগুলো কিন্তু তারা লক্ষ্য করে। হ্যাঁ? তো এটাই একটা 1st impression কিন্তু তৈরি করতে হয়। তো শুরুতেই যদি আসলে দেখে যে আপনি হয়তোবা আপনার পোশাকের মধ্যে কোন একটা এরকম পরিশ্রম দিচ্ছেন না। হুম? তখন কিন্তু তার আপনার ব্যাপারে একটা আ নেতিবাচক একটা মনোভাব কিন্তু তৈরি হবে তাদের মধ্যে। ঠিক আছে? তো এইজন্য এই যে পোশাকটা কিন্তু সবসময় আসলে ঠিক রাখা উচিত। যে আসলে আ outer look টা দেখার পর হয়তোবা যখন মানুষজন কথা বলবে, তখন হয়তোবা আপনার আসলে ব্যক্তিত্বটা তারা বুঝতে পারবে।
অ পোশাকের দিকে। তারপর অভিজ্ঞতা। জি, অবশ্যই আপনি চমৎকার বললেন। জি, চমৎকার ব বলেছেন। এইযে যে পোশাকের কথা বললেন। যে পোশাকটা একটু ভালো হলে ভালো হয়। এই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে অতিরিক্ত দামি পোশাক পরতে হবে? বা সাধারণ পোশাক বা একটু কম দামি বা মর মিড মিড বাজেটের পোশাকগুলো? য যদি আপনার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আয়রন করেও পরা হয়। এগুলোতেও ব্যক্তিত্ব ফুটিয়ে তোলা সম্ভব?
হুম। হ্যাঁ, <chuckles> জি। হুম, একদম। যে অনেকে আছে তারা কিন্তু মনে করে কি, যে শুধু এরকম ব্র্যান্ডেড পোশাক পড়লেই হয়তোবা স্মার্ট হয়ে গেলাম। <chuckles> কিংবা এই যে দামি, দামি কিছু পড়লে হয়তোবা তাদেরকে সুন্দর লাগে। এটা কিন্তু আসলে না। হুম।
এ এটা এটাক এটা কিন্তু অনেক ক্ষেত্রে শো অফও হচ্ছে কিন্তু সমাজে।
একদম, একদম। তো এই যে কিছুদিন আগে দেখবেন যে এইযে 'Balenciaga' বিশাল বড় একটা ব্র্যান্ড। হ্যাঁ? তারা কিন্তু এরকম যে আ দেখলাম যে কয় লাখ টাকা দিয়ে একটা চটের একটা এরকম ব্যাগ তারা ই করেছে। হ্যাঁ? তৈরি করেছে। তো অনেকে কিন্তু এই জিনিসটাকে খুব এরকম মানে আসলে দেখতে জিনিসটা এত বেশি ভালো না। কিন্তু অনেকে কিন্তু আগ্রহ নিয়ে কিন্তু আসলে এগুলি কিনছে। এত, এত টাকা খরচ করে কিনছে, যদিও দেখতে সুন্দর না। তো এই যে যেটা আসলে ব্র্যান্ডের পেছনে একটা ছোটা যে একটা মনোভাব। এটা অনেকের মধ্যে আছে। কিন্তু আপনি যেটা বললেন, যে এই যে সাধারণ জামা কাপড় যেগুলি আছে। এগুলি দিয়েই কিন্তু আপনি কিন্তু খুব সুন্দর একটা লুক কিন্তু নিজের জন্য তৈরি করতে পারেন। হুম? যেমন এই যে সিম্পল একটা টিশার্ট, সিম্পল একটা জিন্সের প্যান্ট সাথে যদি আপনি একটা ঘড়ি পরেন। এটাও কিন্তু আপনার ব্যক্তিত্ব কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে।
আগ্রহ নিয়ে নিয়ে নিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছে। জি, জি, জি। এটা যে এ এবং সুন্দরভাবে চ যদি এটা শরীরের চেহারা বা স্বাস্থ্যের সাথেও একটা ম্যাচ করে। অ্যা হ্যাঁ, তা তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। এই যে যে আপনি ফরমালের কথা বললেন। আপনি ফরমাল পড়তে ব খুবই পছন্দ করেন। অনেকে কিন্তু ফরমাল পড়তে চায় না। এই এই ক্ষেত্রে কি কা কালার কম্বিনেশনটা কি আপনি একটু গুরুত্ব দিয়ে থাকেন নাকি?
হ্যাঁ, মানিয়েছে। একদম। <chuckles> জি।